বাজেটের মধ্যে স্টাইল রাখার আপনার কৌশল কি?
হুম। আসলে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আমার জন্য। হ্যাঁ? আ কারণ টাকা পয়সার পরিমাণও কম এবং স্টাইলটাও কে ও ধরে রাখতে চাই। সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু কৌশল কিন্তু অবলম্বন করতে হয়।
জি, জি। একদম ঠিক। আচ্ছা, আচ্ছা। সেই কৌশলগুলো যদি আপনি বলতেন।
হ্যাঁ, নিশ্চয়ই। সেটা হচ্ছে হলো যে, সবার আগে যেটা আমি করে থাকি। যে আমার আসলে ও যেখানে আমি জামা-কাপড়গুলো রাখি আলমারিতে বা ওয়ারড্রোবে। সেখানে আসলে পোশাকগুলোকে আমি ভালোভাবে আসলে দেখে নেই। যে আসলে আ কোনগুলোকে আসলে পরা যাবে বা কোনগুলোকে এখন আ ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে। সেগুলোকে আসলে আমি চিহ্নিত করি আগে। আমার কাছে মনে হয় এই কাজটা কিন্তু সবার আগে গুরুত্বপূর্ণ।
আচ্ছা, আচ্ছা। ঠিক। এটা ঠিক বলেছেন। এ ঠিক বলেছেন যে, আপনি আর কি চেষ্টা করেন যে, আপনার যে আ যে আলমারি আছে। তো সেখানে দেখার যে আপনার কোন পোশাকগুলো জরুরি। তো সেটাই আর কি পড়ে থাকেন। তা না হলে আ সেগুলো আর কি বের করে দেন। আচ্ছা তো আ আপনি এটা নিয়ে যদি বলতেন যে, সবসময় কি মানে স্টাইল মানেই কি সবসময় নতুন পোশাক কেনা?
না, এটা কিন্তু একদমই একটা মানে, কি বলব যে ভুল ধারণা। হ্যাঁ? যে স্টাইল মানেই যে আসলে নতুন পোশাক কিনতে হবে বা ব্র্যান্ড শপ থেকে আসলে কিনতে হবে। বিষয়টা কিন্তু একদমই সেরকম নয়। আমার জন্য আসলে আমি এট এট এটাই ভাবি। ধরুন যে, বিভিন্ন ধরণের বাজেট শপিং ও কিন্তু আসলে করা যেতে পারে। এ যে দেখা গেছে যে, আমরা ব্র্যান্ডের শপ এ গেলেও আমরা ডেনিমের প্যান্ট কিনতে পারি। এছাড়া দেখা গেছে যে রাস্তার ধারেও কিন্তু অনেক সময় অনেক জায়গায় আছে, যেখান থেকে কিন্তু অল্প দামের মধ্যে কিন্তু ভালো ধরনের প্যান্ট কিন্তু কেনা যায়। এ হ্যাঁ, সেখান থেকে কিনতে গেলে একটু সতর্ক হয়ে কিনতে হয়। একটু দেখে শুনে বুঝে কিনতে হয়। আ কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে, বেশ কম দামে পাওয়া যায় এবং সেটার দ্বারা কিন্তু ভালোভাবে কিন্তু স্টাইল করা যায় এবং এটা কিন্তু বাজেট এর জন্য আসলে কিন্তু বেশ ভালো।
আচ্ছা, আচ্ছা। একদম ঠিক বলেছেন। ঠিক বলেছেন। একদম ঠিক বলেছেন। একদম ঠিক। মানে আপনি মূলত আর কি, আ বাজেটের ভেতরেই স্টাইল করে থাকেন। আর আপনার এরকম না, যে আপনার নতুন পোশাকই কিনতে হবে বা ব্র্যান্ডেড পোশাকই পরতে হবে। আপনার যেটা পছন্দ হয়, সেটাই আপনি কিনে পড়তে পছন্দবোধ করেন। আচ্ছা, আ তো আপনি কি প্রয়োজনীয় পোশাক বেছে নেওয়ার, আ মানে আপনার কৌশলটা কী? যদি সেটা বলতেন?
একদমই ঠিক। হ্যাঁ, আসলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কি? এই ক্ষেত্রে আমা আমার যে ধরনের চয়েস গুলো আমি করে থাকি, সেক্ষেত্রে অ্যা ধরেন যে, ক্লাসিক যে ধরনের রংগুলো রয়েছে বা বেসিক যে ধরনের রং আছে সেগুলো হ্যাঁ। যেমন সাদা, কালো বা নেভি ব্লু। হ্যাঁ? এগুলোর মধ্যে আমি একটু শার্ট গুলো রাখার চেষ্টা করি। হ্যাঁ? তো আমার কাছে মনে হয় যে বিশেষ করে, সাদা এবং কালো শার্ট, এই দুটা কিন্তু আমাকে বেশ আকর্ষণ করে। এবং আমার কাছে মনে হয় এগুলো কিন্তু, অন বিভিন্ন ধরনের জামাকাপড়ের সাথে কিন্তু, মিলিয়ে পরা যায় এবং ভালো কিন্তু, একটা ফ্যাশন কিন্তু তৈরি করে। আ এছাড়া বিভিন্ন মানের, ধরনের যেমন টিশার্ট, হ্যাঁ? বা ডেনিম বা ট্রাউজার এগুলোও কিন্তু, আমি কিনে থাকি। আমার কাছে মনে হয় যে এগুলো মিলিয়ে পরলে ভালো হয়।
দম, ঠিক। Interesting। একদম ঠিক। ঠিক বলেছেন। জি, জি। ঠিক। আও! বুঝেছি। মানে আপনি চেষ্টা করেন মূলত, সাদা-কালো পোশাক কেনার কারণ, এটা আপনার খুব পছন্দ। আর এটা কিন্তু যেকোনো স্টাইলেই কিন্তু পরা যায়। তো এটা কিন্তু আপনি চমৎকার বলেছেন। আচ্ছা, এই যে, আ সৃজনশীল যে ট্রেন্ড আসে, তো এই অতিরিক্ত খরচ কমানোর কি, কোনো উপায় আছে আপনার কাছে?
হ্যাঁ, আসলে এই যে, ট্রেন্ড গুলো আসলে আসে, মানে তখন কিন্তু আসলে আমি আ খুব দ্রুতই আসলে, ওইটা কেনার ব্যাপারে আসলে, মানে পদক্ষেপ নেই না। হ্যাঁ? আমি আসলে অ্যা মানে একদম তৎক্ষণাৎ আসলে কিনলে, জিনিসটার দাম বেশি থাকে। হ্যাঁ? এবং দেখা যাচ্ছে যে, অ্যা ঐটা আসলে যে সমস্ত জায়গাতে, হয়তো অল্প দামে কাপড়গুলো কেনা যায়, সেখানে তখনো এভেইলেবল হয় না। তো আমি আসলে কিছুদিন অপেক্ষা করি। অপেক্ষা করলে দেখা যায় যে, অ্যা ওই জিনিসটার দাম কিছুটা কমে যায়। হ্যা? এবং আমার কাছে মনে হয় ট্রেন্ড এর যে ব্যাপারটা না? এটা আসলে যে ফলো করতে হবে, বিষয়টা এ একদমই কিন্তু আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ঐটাতে যদি নিজের ভালো লাগা কাজ করে, সেক্ষেত্রে হয়তো আমরা ওটাকে বিবেচনায় নিতে পারি।
একদম ভাল উপায়। হুম। ঠিক বলেছেন। একদম ঠিক। ভালো বলেছেন। বুঝতে পেরেছি। আপনি আর কি মূলত চেষ্টা করে থাকেন যে, আ ট্রেন্ড এ যেই আ যে কাপড়গুলো আসে বা যেই পোশাকগুলো আসে, সেটা আর কি সময় নিয়ে কারণ কেনা। কারণ সেটা এ মানে, সময়ের সাথে কিন্তু, সেগুলোর দাম কমে যায়। তো আপনি যদি বলতেন, এই যে সেল বা ডিসকাউন্ট যে আপনি হয়তোবা পেয়ে পেয়েছেন, তো এগুলোর সময়, আপনি কেনার সময় কী জিনিসগুলো বিশেষ করে দেখে থাকেন?
একদমই তাই। হ্যাঁ। আসলে এ যেহেতু বাজেটের মধ্যে আসলে আমি আমার স্টাইলটাকে ধরে রাখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আসলে আমি চেষ্টা করি যখন আসলে বিভিন্ন ধরনের বড়, বড় আসলে কাপড়ের যেই সমস্ত দোকান আছে তারা যখন সেল আসলে বলে থাকে। আ বা দিয়ে থাকে সে ক তখন কিন্তু আমি আসলে কেনার চেষ্টা করি। হ্যাঁ? ভালো, ভালো ডিসকাউন্টে আমি আসলে যখন দেখি যে অল্প দামের মধ্যেই আমি একটা আমার পছন্দনীয় কাপড় পেয়ে গেলাম। হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু আ আমার স্টাইলেও কিন্তু আসলে মানে রক্ষা হলো এবং আমার বাজেটটাও কিন্তু আসলে মানা হলো।
তা ভালো জিনিস। ঠিক বলেছেন। এত ভালো ব্যাপার। বুঝতে পেরেছি যে, আপনি মূলত চেষ্টা করেন যে, আপনার বাজেট অনুযায়ী যেই আ আপনি পোশাক পান সেটাই আর কি কেনার আর যেই ব্র্যান্ডগুলো আর কি ডিসকাউন্ট দেয় তখন আর কি যেয়ে কেনার আর আপনার আর কি পছন্দ। আচ্ছা তার সাথে এই যে আ পুরানো পোশাক বা accessories যা আছে এগুলো পুনর্ব্যবহার করার কি কৌশল আছে আপনার কাছে?
<chuckles> এই যে পুরোনো পোশাকের কথা যে বললেন, এটা থেকে কিন্তু আমার একটা ঘটনা মনে হয়ে গেল। হ্যাঁ? যে এ হ্যাঁ, নিশ্চয়ই। সেটা হচ্ছিল যে, একবার মানে নামি-দামি একটা ব্র্যান্ড শপ থেকেই ১ টা আসলে ডেনিমের প্যান্ট কেনা হয়েছিল। তো সেই প্যান্টটার মধ্যে না, প্যান্টটা একটু ছেঁড়া ছিল। মানে ঐটাই ছিল ওটার স্টাইল। তো আ সেটা যখন আমি বাসায় নিয়ে আসি আমার মা তো খুবি রেগে গেলেন। হ্যাঁ? সেটা যখন দেখলেন যে, সেটার মধ্যে <laughs> ছেড়া ব্যাপারটা রয়েছে। তো উনি আমাকে বললেন যে, "টাকাই যখন খরচ করবে তখন, এ ধরণের পুরান জামা-কাপড় কেনার কি দরকার ছিল?" <laughs> তো, <scoffs> তো আম সেটা কিন্তু আমার মা'কে বোঝাতে কিন্তু বেশ কঠিন হয়েছিল যে, এটাই এখন ট্রেন্ড বা এটাই এখন সবাই তে মানে চালাচ্ছে, পড়ছে। তো
আচ্ছা, আচ্ছা যদি সেটা বলতেন। আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। <chuckles> হাস্যকর ব্যাপার। <chuckles> বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। তারপর?
তো সেক্ষেত্রে আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, যে আসলে পুরাতন জিনিসপত্রকে আসলে কিভাবে আসলে আবার নতুন করে ব্যবহার করা যায়? তো আমি চেষ্টা করি যে, পুরাতন জিনিসগুলোর মধ্যে থেকে, মানে অ্যা ধরুন যে এ যেমন: ধরুন যে, ডিন ডেনিম প্যান্টগুলোর কথাই বলি, হ্যাঁ? সেগুলাকে দেখা রেখেছে যে, অনেক সময় অ্যা নিজের মত করে একটু মানে আ আশেপাশের যে টেইলরের দোকান আছে, সেখান থেকে কিন্তু নিজের পছন্দ অনুযায়ী কিন্তু একটু করে ডিজাইন করিয়ে, একটু কাজ করিয়ে নেই। হ্যাঁ? এবং হ্যাঁ। এবং দেখা গেছে যে আগের যে পুরাতন শার্টগুলো আছে, সেগুলো যদি মোটামুটি ব্যবহারের উপযুক্ত হয়, অ্যা সেগুলোর বোতামগুলো একটু পরিবর্তন করে নেই। হ্যাঁ? এবং দেখা ছোটখাটো কিছু কাজ করার মাধ্যমে সেগুলো কিন্তু পুনরায় ব্যবহারযোগ্য করে তুলি।
বুঝতে পেরেছি। একদম ঠিক। ও! ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু। বুঝতে পেরেছি। মানে আপনি আরকি মূলত পুরনো পোশাক ব্যবহার অ্যা যদি করে থাকেন, তখন আরকি চেষ্টা করেন যে, আপনার টেইলর আছে তার কাছে যেয়ে অ্যা বাটনগুলো চেঞ্জ করে নেওয়া বা, যে আপনি নিজের মত সাইজ করে নেওয়া। তো এটা কিন্তু আসলে কিন্তু আপনার একটা ভালো জিনিস। আর তার সাথে, সাথে যে আপনি বললেন, যে আপনার মাকে যে আপনি অ্যা বুঝাতে অনেক মানে ব্যর্থ হয়েছেন, অনেক সময় লেগেছে। আপনার যেই ছিঁড়া প্যান্টেই এখন নতুন ট্রেন্ড চলছে। এটা কিন্তু একটু হাস্যকর ছিল। আচ্ছা, তারপরে যদি আপনি বলতেন যে, এইযে বাজেট ধরে রাখতে কিন্তু স্টাইলিশ লুকের জন্য accessories খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা কি অ্যা মানে, এটা ধরে রাখা কীভাবে যায়? বা, এটা আপনি এই এটা কীভাবে দেখেন?
<chuckles> হুম। এইটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এবং এইটা ধরে রাখার জন্য আমি কিন্তু আসলে <smacks lips> কিছু কাজ করি। সেটা হচ্ছে হল তবে আসলে এই স্টাইল বা ধরে রাখার জন্য সব ধরনের accessories কিন্তু আমার পছন্দের তালিকায় পড়ে না। আমি আসলে যেগুলা পছন্দ করি, সেটা হচ্ছে হল, আমার কাছে মনে হয় ঘড়িটা, আমার কাছে বেশ পছন্দের, হ্যাঁ? বেল্ট, এটা অনেক বেশি আসলে আম আমার কাছে এই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার কাছে মনে হয় যে ঘড়ি এবং বেল্ট এটা আসলে আমার পোশাকের এ মানানসই হওয়াটা অনেক বেশি জরুরি। তো সেক্ষেত্রে এগুলা আসলে আমি আমার পোশাকের সাথে মিলিয়ে, হ্যাঁ? কিনে নেয়ার চেষ্টা করি। এবং ওই যে যেটা বললাম, যে যখন আসলে কোন ধরনের সেল বা ডিসকাউন্ট এর ব্যবস্থা থাকে, তখন যদি এই ব্যাপারগুলো কিনতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু বাজেটের মধ্যেই কিন্তু অল্প দামে কিন্তু কিনতে কিনে ফেলতে পারি।
সেটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। এটা ভালো বলেছেন। মানে আপনি মূলত আপনি অপেক্ষা করেন কখন এরকম বাজেট বা ডিসকাউন্টের আ সময় আসবে। তখন আর কি যেইগুলা আপনার পছন্দ, সেটা সময় মোতাবেক আপনি কিনে ফেলেন। তো আ তার সাথে যদি আপনি এটা বলতেন, যে এই যে আমরা তো অনেক ধরনের কাপড় কিনে থাকি, তো আপনি কি কোনো এরকম কাপড় কিনেছেন যেটা investment piece হিসাবে ভালো?
একদমই ঠিক। আ মানে কাপড় কিনে সেটা হয়তো ব্যবসার জন্য আসলে পরবর্তীতে, এরকম কিছু কি জানতে চাচ্ছেন?
না না না, আমি বলতে চাচ্ছি যে আছে না? যে আ স্যুট আ বানিয়ে থাকে, বা এরকম কি আপনার কোন বানানো হয়েছে বা এটা কি ইনভেস্ট এর জন্য জি, জি, জি।
আচ্ছা। মানে কাপড় কিনে হ্যাঁ অবশ্যই, অবশ্যই এরকম বানানো হয়েছে। সেইক্ষেত্রে তো স্যুট তো বানানো হয়েছেই। সে অ্যা এছাড়াও কিন্তু, আ শার্ট বানানোর ব্যাপারটাও প্রায়, প্রায় কিন্তু আমি টেইলরের কাছে যাই কাপড় কিনে, হ্যাঁ? কারণ আমার কাছে মনে হয় যে, সবসময় আসলে আ ব্র্যান্ড শপগুলাতে, আমি আমার পছন্দসই কিন্তু, আসলে শার্ট খুঁজে পাই না। বা পেলেও হয়তো সেটা আমার ফিটিং টা, হয়তো ঠিকমতো, মন মত, হয় না। সেইক্ষেত্রে কিন্তু, আমি এ ধরনের কাজগুলো করেই থাকি।
একদম ঠিক। বুঝতে পেরেছি. জি ঠিক। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি আর কি মূলত চেষ্টা করেন যে, আ মানে খুঁজে পেয়ে আপনি যেটা নিজের মন মতো, সেটা আর কি আপনি বানিয়ে নেন। আচ্ছা তার সাথে, সাথে এই যে, বেল্ট বা শুজ আছে, এইটা আপনি কতটা স্টাইলিশ মনে করেন?
আম্মার কাছে কিন্তু, এটা কিন্তু, অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেটা বলছিলাম ঘড়ি, বেল্ট এবং জুতো। এবং তার সাথে, সাথে, আরো ২ টা জিনিস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে হলো যে, আ মানি ব্যাগটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে হলো চশমা, হ্যাঁ? তো এই জিনিসগুলা কিন্তু, আমি আমার এক্সেসরিজ এর কাছে ক্ষেত্রে বেশ গুরুত্ব দেই।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি যে, আপনি মূলত আপনি আ চেষ্টা করেন যে, এইগুলো আপনার accesories পছন্দ, যেরকম বেল্ট, মানি ব্যাগ, আ জুতা আ এগুলো আরকি আপনার স্টাইলটাকে অনেক মানে ভালোমতো আ মা এগিয়ে দিচ্ছে। তো আপনি যদি আমাকে এটা বলতেন যে, আপনি কি modern fashion কে পছন্দ করেন? নাকি এইযে ক্লাসিক যে ফ্যাশনগুলো আছে, পুরাতন, সেটা এপ প্রতি আপনার মনে হয় যে আপনার এটা পড়লে বেশি স্টাইলটা বেড়ে যাবে?
আসলে আমার কাছে আ কেন যেন ক্লাসিক ব্যাপারটা আমাকে বেশি আসলে আকর্ষণ করে। হ্যাঁ? তো হ্যাঁ, সেইক্ষেত্রে আমি আসলে বেশিরভাগ ক্ষেত্রে আসলে classic look এ থাকতে পছন্দ করি। তবে মাঝে, মাঝে যে modern look এ আসলে যে থাকার চেষ্টা করি না, সেইটাও একদমই নয়। তবে সেটার পরিমাণটা কিন্তু অনেকটুকু কম থাকে।
এই তা ভালো বলেছেন। চ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। মানে আপনি ২ টাই আরকি ভারসাম্য বজায় আগেই মানে আরকি ব্যবহার করেন নিজের স্টাইলের প্রতি। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়ায় তো অনেক ধরনের trend আছে। তো এইটার সঙ্গে আপনি নিজস্ব স্টাইল কীভাবে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন? বাজেটের ভিতরে।
একদমই ঠিক। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরণের কিন্তু trend আসে। তবে আ সেক্ষেত্রে আমি সবসময় আসলে ঐ ট্রেন্ডটাকে খুব দ্রুতই ফলো করি না। একটু ধীরে-সুস্থে আসলে ট্রেন্ডের দিকে যদি ভালো লাগে আমার কাছে, একটু ধীরে-সুস্থে যাই। কারণ, অ ১ম অবস্থায় দেখা যায় যে, বে জিনিসটার দামটা অনেক বেশি থাকে। আ তো এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে, মানে সেই ট্রেন্ডের সাথে আমার নিজস্ব কিছু আসলে স্টাইল মিলিয়ে আ যেমন হতে পারে সেটার সাথে মানানসই জুতা, মানানসই ঘড়ি, হ্যাঁ? আ এগুলো আসলে মিলিয়ে আমি আসলে পড়ার চেষ্টা করি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে, ওইটা আরেকটা নতুনত্ব তৈরি করে।
একদম ঠিক। বুঝতে পেরেছি। ঠিক। একদম ঠিক। মানে আপনি আরকি চেষ্টা করেন যে সোশ্যাল মিডিয়াতে যেই ট্রেন্ড চলছে, সেটার সাথে, সাথে আপনি নিজের কিছু আপনি এড করে নেন। তা আ মানে আপনি আরকি নিজের স্টাইলই বানিয়ে ফেলেন। সেটা দিয়েই আরকি আপনি চেষ্টা করেন মিলিয়ে চলা। এটা শুনে ভালো লাগলো। আর তার সাথে এইযে colour coordination বা, এইযে layering এর যে কৌশল আছে, সেটা নিয়ে যদি কি আপনার কোনো অভিজ্ঞতা আছে? বা, আপনি কি কোন কৌশলটা ব্যবহার করেন?
এক ঠিক। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আসলে অনেক ধরনের কৌশল রয়েছে। তবে আমি আসলে এত আসলে ঝামেলার মধ্যে না গিয়ে, আমি আসলে যেই চেষ্টাটা করি, আ আমার কাছে সবসময় না, আমি আমার নিজেকে নিজের কাছে কেমন লাগছে, আমি সবসময় এই ব্যাপারটাকে প্রাধান্য দেই। হ্যাঁ? আমি আসলে যে অন্যের চোখে আমাকে কেমন লাগবে, এটা আমি আসলে কখনোই মানে চিন্তা করে আমার পোশাক পরি না। আমার কাছে মনে হয় যে আসলে যে পোশাকে আমি আসলে আরামদায়ক, স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং নিজের কাছে আসলে কনফিডেন্ট লাগছে, যে না আমি এটা পরে ফিল করছি। সে ধরণের পোশাকগুলো আমি পরে থাকি।
বুঝতে পেরেছি। এটা ভালো গুন আপনার। বুঝতে পেরেছি। মানে আপনি মূলত চেষ্টা করেন যে, আপনি যেটা পরে আপনি খুশি হবেন বা, অন্যকে খুশি করার জন্য আপনি কখনোই স্টাইল করে থাকেন না। আচ্ছা, তো তার সাথে যদি আপনি এটা বলতেন যে, এ নিজের বডি টাইপ, আ এটা কি অ অনুযায়ী কি পোশাক বেছে নেওয়া উচিত?
একদমই তাই। হ্যাঁ। আসলে আ মানে আমাদের অ্যা শারীরিক গঠনের সাথে যদি আমাদের পোশাকটা যদি মানানসই না হয়, সেক্ষেত্রে কিন্তু পোশাকটা যতই মূল্যবান হোক বা, যতই আসলে অ্যা ভালো কাপড়ের হোক বা, যাই হোক না কেন? আসলে সেটা কিন্তু আসলে মানায় না। দেখতে ভালো লাগে না। সেক্ষেত্রে সবাই যদি নিজের শরীরের সাথে মানানসই কাপড়গুলো পরেন, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু তাদের স্টাইলের কিন্তু সর্বোচ্চটা কিন্তু দেখাতে পারেন।
একদম ঠিক। ঠিক বলেছেন একদম। আচ্ছা, তার সাথে, সাথে এইযে অনলাইন শপিং আর অফলাইন শপিং আছে। তো আপনি এর মধ্যে কীভাবে ব্যালেন্স করে চলেন বা, আপনার কোনটা বেশি পছন্দ?
<chuckles> এক্ষেত্রে না আসলে আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে। সেটা হচ্ছে হলো অনলাইন শপিংয়ে। আ এইক্ষেত্রে আমি কিন্তু বেশ কয়েকবার কিন্তু ধরা খেয়েছি। কারণ, অ্যা একটা দেখে আমি অর্ডার দিয়েছি, কিন্তু বাসায় দেখেছি যে তারা ডেলিভারি করেছে একদমই ভিন্ন রকম কিছু, হ্যাঁ? যেইটা একদমই পছন্দ হয়নি। তো এইক্ষেত্রে আসলে অ্যা মাঝে, মাঝে আসলে অনলাইন শপিং করা হয়। তবে যেক্ষেত্রে আমি আসলে একদম নিশ্চিত হতে পারি যে, না, এখান থেকে একদম আমি সঠিক জিনিসটা পাবো। আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি অফলাইনেই বে কেনাকাটা করে থাকি। আমার কাছে মনে হয়, এইক্ষেত্রে আমি এক ধরনের স্বাচ্ছন্দ্য পাই, তৃপ্তি পাই, হ্যাঁ? সেইক্ষেত্রে এবং আমি দেখেশুনে কিনতে পারি।
আচ্ছা, আচ্ছা। এ শুনে লাগলো। বু পেরেছি। বুঝতে পেরেছি। মানে আপনার আরকি আসলেই এইটা শুনে খারাপ লাগলো যে, আপনি অনলাইনে যেটা আ মানে আপনি অর্ডার দেন সেটা কিন্তু আপনি পান না। তো এইটা কিন্তু আসলে আপনি সঠিক বলেছেন। তো আচ্ছা এইযে আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। এইযে seasonal wardrobe যে রিফ্রেশের ব্যাপার আছে, মানে আছে না? পুরোটাই আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। তো এতে ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি কোন কৌশল আছে আপনার কাছে?
হ্যাঁ, আসলে এইক্ষেত্রে আ আমার কাছে মনে হয় যে, wardrobe যখন আমরা যখন গোছাচ্ছি বা, ওইখান থেকে কিছু বের করছি বা, কিছু ঢুকাচ্ছি, সেইক্ষেত্রে আসলে অ্যা সবার আগেই যেইটা আমি চেষ্টা করি যে, আসলে পুরাতন জামা যেগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে কয়েকটাকে আমি পারছি যে, হ্যাঁ, এগুলাকে পুনরায় ব্যবহার করা যায় বা, যেটা এখনো ব্যবহারযোগ্য, সেগুলাকে আসলে ধরে রাখতে। হ্যাঁ? এক্ষেত্রে এটা বাজেটের মধ্যে থাকলে ভালো হয়, থাকে আরকি। আমার বাজেটটাকে নিয়ন্ত্রণ করে। এবং যে পোশাকগুলো আসলে মানে একদমই পরার, মানে অনুপযুক্ত, হ্যাঁ? সে পোশাকগুলোকে তো আসলে ফেলেই দিতে হয় বা, আ রেখে দিতে হয়, যেটা আমার সাথে আর যাচ্ছে না। তো এইভাবেই আসলে আমি বাজেটের মধ্যে, আমার স্টাইলটাকে ধরে রাখার কৌশলগুলো করে থাকি।
একদম ঠিক। ঠিক বলেছেন। একদম ঠিক। ঠিক। আচ্ছা। আপনি কিন্তু চমৎকার বলেছেন যে, এইযে কৌশলগুলো যে বাজেটের ভিতরে আপনি কিভাবে আ যেটা আপনার পছন্দ, আ সেটাই আপনি পরতে চান। আর তার সাথে, সাথে এইযে আ আপনি যখন কেনাকাটা করেন, তখন কিন্তু ওই মানে ট্রেন্ডের সাথে কিনেন না। আপনি কিন্তু একটু আ মানে ধৈর্য ধরে ওয়েট করেন। সময় মোতাবেক কিন্তু আপনি কেনেন। তো এইযে কথাগুলো বলে কিন্তু অনেক সময় কেটে গেলো, বুঝতেই পারলাম না। তোপ তো আপনার সাথে কথা বলে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ।
হ্যাঁ, আমারও কিন্তু বেশ ভালো লাগলো আমার এই অনুভূতিগুলো শেয়ার করতে পেরে। আমি আশা করছি আপনি অনেক, অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।